আমার মনে হয় কি জানেন আ সব মানুষ আসলে এই হিংস্রতা দেখায় না। কিছু, কিছু মানুষই আসলে দেখায়। আ তাদের আসলে আমি মনে করি যে মনুষ্যত্বের একটা অভাব রয়েছে, প্রথমত। তারপরে অনেক মানুষ আসলে এমন রয়েছে যে হয়তো হিংস্রতা দেখাচ্ছে না। কিন্তু তার বাড়ির নিচে যে কিছু কুকুর আসলে স্থান নিবে আ আ রাত্রি যাপন করবে কিংবা বসে থাকবে। এটা আসলে তারা অনেক সময় ধর্মের কারণে পছন্দ করে না এবং জি এবং আরো একটা কারণ যদি বলি এই যে বা কিছু মানুষ দেখবেন আ ভালো থাকলে তাদের ভালো লাগে না। মানে তারা বিনোদন খোঁজে যে কিভাবে একটু বিনোদন পাওয়া যায়। তো
হু, হুম। হুম, হুম। আচ্ছা, উম হু, হুম। হুম। হুম, বুঝতে পেরেছি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। তবে এ তবে একটা কথা কি যে বিনোদনের কথাটা যে বললেন, আসলে আমরা কিন্তু চাইলে আমাদের চারপাশে বিনোদনের জন্য কিন্তু অনেক কিছু আছে। আমরা চাইলেই যে সুস্থ বিনোদন সেটা কিন্তু আমরা চাইলেই আসলে নিতে পারি। কিন্তু এই ধরনের মানুষেরা আসলে মানসিক বিকারগ্রস্ত তো। তারা এই ধরনের বিকৃত কাজেই তারা আনন্দ খুঁজে পায় এবং এই যে আমি আপনি যে কথাটা বললেন, যে এরকম কুকুরকে বিনা কারণে মারছে। আসলে আমিও আমার চারপাশে এত এই জিনিসগুলো দেখেছি দেখার প্রতি আসলে যখন ওই ধরনের মানুষদের সাথে আমার দেখা হয়, তখন মনে হয় যে স্রষ্টা কেবলমাত্র তাদের দৈহিকভাবেই মানুষের হয়তো আকৃতি দিয়েছেন। কিন্তু তাদের মধ্যে পশুর থেকেও নিকৃষ্টতম তারা আ তাদের সচেতনতাবোধ বা তাদের হুম ঠিক বলেছেন। হুম।
জি। হ্যাঁ। নিতে পারি। আ জি। জি। আ জি। হুম। জি। জি, জি। বিবেকবোধ দিয়েছেন। জি। এবং আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে মানুষকে কিন্তু সৃষ্টির সেরা জীব বলা হয়। বলা হয় ঠিক আছে, কিন্তু উম সেই সাথে যদি আমি বলি যে একটা কুকুরের সাথে যদি মিলানো হয় কিছু, কিছু মানুষকে সেক্ষেত্রে দেখবেন সেই কুকুরের যে বিবেকবোধ তার চাইতে অনেকাংশে বেশি।
হুম, হুম। হুম, হুম। অবশ্যই ঠিক বলেছেন। কুকুরের বিবেকবোধ আসলেই অনেকাংশে বেশি। কারণ আ একটা মানুষকে খেয়াল করে দেখবেন আপনি সে কিন্তু কোনো কারণ ছাড়াই হয়তো তার আ রাগ লেগেছে বা তার স্বার্থে আঘাত হেনেছে সে আরেকটা মানুষকে কোনো কারণ ছাড়াই পিঠে ছুরিকাঘাত করবে বা আ বাজে ব্যবহার করবে বা কোনো না কোনোভাবে তা তার সাথে খারাপ ব্যবহার করবে, কোনো কারণ ছাড়াই। কিন্তু একটা পশুর দিকে আপনি যদি তাকান তাকে সে আপনার কাছ থেকে কি চায়? সে আপনার কাছ থেকে সর্বোচ্চ ২ বেলা একটু ভাত চায় বা খাবার চায় আরেকটু ভালোবাসার চায়। এর বদলে কিন্তু সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না মানুষ যেটা আসলে করে নিজের স্বার্থের জন্য।
আ জি। উ জি। আ জি। আ জি। জি। উ জি। জি। ঠিক। জি।